অবশ্যই। দেখুন অ্যা মূলত আমাদের বডি তো আসলে রাত যাই রাত জেগে অভ্যস্ত না। সে যদি ১ টা ২ টা রাত জাগেন সেক্ষেত্রে সে সেটাকে ট্যাকল করতে পারে। বাট আপনি যদি দীর্ঘ সময়ে রাত জাগেন ২ টা মূলত প্রবলেম দেখা যায় বেশি। ১ম হচ্ছে আপনার মেটাবলিজম স্লো হয়ে যাবে। কারণ বডি অ্যাডজাস্ট করতে হবে সেই অনুযায়ী। আপনি রাতে ঘুমাতে প্রবলেম যেহেতু হচ্ছে হয়তো রাতে একটু বেশি খাবেন। যেহেতু আপনার পেটটা যেন ভারী থাকে ঘুম যেন আসে। এটা খুব কমন একটা প্রবলেম যারা রাত কাজ করে রাতে খাওয়ার একটা অভ্যাস। তো যার ফলে মেটাবলিজমটা পুরোটাই নষ্ট হয়ে যায়। কারণ মানুষের দিনে বেশি খাওয়ার কথা, রাতে কম খাওয়ার কথা। তো মেটাবলিজম তখন একটা কিছুটা ডিফেন্সিভ মোড এ চলে যায়। সে স্টোরেজ এর দিকে বেশি ফোকাস দেয়। কারণ তার তখন মনে হয় বডি তখন মনে করে যে, আমি একটা বাজে পরিস্থিতিতে আছি আমাকে সারভাইভ এর জন্য একটু স্টোরেজ জ্বী, জ্বী, জ্বী, এক্সাক্টলি। আর আরেকটা স বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে মানুষ বেশিরভাগ আলোচনা করে না। সেটা হচ্ছে আমাদের কোর্টিজল হরমোন প্রচুর রিলিজ হয় যদি বেশি রাত জাগা হয়। কোর্টিজল হরমোন ইনসুলিন সেনসিভিটি কমিয়ে দেয় এবং আপনার বডি থেকে ইনসুলিন নি নিঃসরণ বাড়িয়ে দেয়। যার ফলে আপ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, মেদ জমার সম্ভাবনা প্রচুর হয়ে যায় এবং দিনে শে প্রচুর ক্লান্তিও লাগে। এইটা নিয়ে খুব বেশি এটা অনেক নতুন লেটেস্ট আবিষ্কার প্রায় ৭-৮ বছর আগে। বাংলাদেশের বেশিরভাগ ডাক্তার এ বিষয়ে কথা বলেন না, হয়তো জানেও না
হুম। হুম। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। অভিজ্ঞ মন হ্যাঁ। হুম। কোঁক রাইট। হুম। হুম। একটা প্রতিকূল পরি হ্যাঁ, প্রতিকাল প্রতিকূল পরিবেশে আছি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে কিন্তু এটা মেইনটেইন করাটা খুবই জরুরি। দেখা যাচ্ছে যে, আপনি বলছিলেন যে, ইনসুলিন হরমোন যেটা আছে সেটা হচ্ছে অ্যা মানে ইমব্যালেন্স হয়ে যায়। সেক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার যে, ঝুঁকিটা থাকে অ্যা সেটা কিন্তু আসলে খুবই মারাত্মক। কারণ এটা তো ১ বার হয়ে গেলে সেটা থে সেটা থেকে তো আর অ্যা মানে আরোগ্য লাভ করার কোনো সুযোগ নাই। তাই না? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, পার্টিকুলার একটা রুটিন মেইনটেইন করতে হয়।
এইটা একটা বড় ইশ্যু কিন্তু। হ্যাঁ। জ্বী। অনেক বেশি দিই। সুযোগ আছে। শুরুর দিকে হলে রিভার্স করা সম্ভব। ২, ৩, ৩, ৪, ৫ বছর। বাট এটার মতন অবিষ বাই দা ওয়ে কিন্তু বেশি দিন হয়ে গেলে এটা মানে হয় না আসলে। রিভার্স করা সম্ভব না।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ঐরকম সম্ভব হয় না। এটা আসলে খুবই ধরেন খুবই বাজে একটা ব্যাপার। যে, আমি আমার কথা বলছিলাম অ্যা যে, আপনি যে যেগুলো বলছিলেন সবগুলো আসলে আমার সাথে প্রায় মিলে যায়। অ্যা রাতের বেলায় ক্ষুদা একটু বেশি লাগে, যেহেতু হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন ধরেই জেগে থাকি। সেক্ষেত্রে আমি চেষ্টা করছি হয়তো খুব দ্রুতই অ্যা ঠিক করে ফেলতে পারবো। কিন্তু আবার দেখা যাচ্ছে রিমোট জব এর দিকেও হচ্ছে কিছুটা আ ইন্টারেস্ট আমার আছে বা সেদিকে করতে চাচ্ছি। তো সেক্ষেত্রেও দেখা যায় যে, অ্যা হয়তো ঠিক করতে পারবো কিনা সেটাও আসলে অ্যা মানে সমানুষ
জ্বী, জ্বী। আচ্ছা, হতাশাজনক। <chuckles> ফিজিক্যাল এক্টিভিটি জিম এ যাওয়া বা মাসল তৈরি করা হচ্ছে এক্ষেত্রে বেস্ট সলিউশন আরকি।
হুম। বাহ! হ্যাঁ, সেটা চেষ্টা করে থাকবো আমি। আরেকটা কথা যদি বলতেন যে, রিমোট জবটা কিন্তু এখনো খুব বেশি গ্রহণযোগ্য না বা খুব বেশি মানুষ জানে আরকি সেটার ব্যাপারে সামাজিক মানে সোসাইটির মানুষ আরকি। সেক্ষেত্রে এটার গ্রহণযোগ্যতাটা হচ্ছে আপনি কিভাবে দেখেন বা আপনার ক্ষেত্রে আপনি যেহেতু অ্যা মানে ফুল টাইম রিমোট জবই করছেন, সেক্ষেত্রে পরিবারের মানুষ বা সমাজের মানুষ এটাকে আসলে কি চোখে দেখে? কিরকম ভাবে দেখে আসলে?
হ্যাঁ। জ্বী।